আচ্ছা। আ এটা অবশ্য ঠিক বলেছেন আসলে কাজ আর হচ্ছে যে উম স্কিন টাইম সেটার মধ্যে বেলেন্স রাখাটা আ অনেক জরুরি। আ আমার মনে হয় যে আসলে ১ম দিকে আমি পারতাম না। আসলে এটা যে অ্যা ১ম দিনে অনেক কষ্ট ছিল কিন্তু এখন অনেকটা পারি যে আসলে কাজ এবং হচ্ছে যে স্কিন টাইম টা যেটা থাকে সেটাকে কমিয়ে আনতে। আ দেখা যাচ্ছে যে সময় ভা ভাগ করে নেই। যে আসলে কাজের সময়গুলোকে ভাগ করে নেই। আ ফ্রি টাইম গুলো কখন থাকে সেগুলোকে একটু ভাগ করে নেওয়া হয়। আ দেখা যাচ্ছে কাজের সময়কে কাজের সময় রুটিন করে নেওয়া হচ্ছে একটা যে হ্যাঁ কাজের সময়গুলোতে কোন কিছু করব না। ফোনকে সাইলেন্ট করে রাখি। আ ফোনকে দেখাচ্ছি নিজের কাছ থেকে দূরে যতটা সম্ভব রাখা যায় সেটা রাখা হয়। কারণ হচ্ছে কি কাজের সময় কোন একটা কাজ করতেছি। নোটিফিকেশন আসলেও কিন্তু সে আবার ঘুরে ফিরে ফোনের মধ্যে চলে যাওয়া হয় কিন্তু। আর একবার যদি ফোনের মধ্যে যাওয়া হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে আরো ১০ ১৫ মিনিট ২০ মিনিট খেয়ে ফেলে। তো সেটাকে যতটুক পারি যে দূরে রাখার চেষ্টা করি যখন কাজের মধ্যে থাকি। তো এইভাবে একটু বেলেন্স করার চেষ্টা করি।
জি, জি। আচ্ছা। ওকে। মানে একটা রুটিন করে ফেলেন আরকি। আচ্ছা। বাহ, বেশ! একদম। হুম, হুম। আসলে। আচ্ছা। যাক এটা কিন্তু একটা বাস্তবসম্মত পদ্ধতি যে যেমনটা বললেন আরকি যে আপনি চেষ্টা করেন যে একটা রুটিন বা নিয়ম করে ফেলার যেখানে আসলে যতটুকু সময় ব্যয় করা দরকার এবং আপনি আসলে বললেন যে মনোযোগ যদি একবার চলে যায় অন্য কাজ থেকে যে ফোনের উপর তাহলে কিন্তু সেটা আবার ফিরিয়ে আনা বেশ কষ্টসাধ্য এবং আসলে এক্ষেত্রে এটা নিয়ে আসলে সচেতন হওয়া দরকার। বিশেষ করে আসলে যারা আ পরিবারে কাজকর্ম করে বা বিশেষ করে তরুণ প্রজন্ম বা আসলে ছাত্র যারা রয়েছে। তো এইসব ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে যারা আসলে পরিবারের ছোট সদস্য তাদের মানে মূল্যবান সময়টা পড়ালেখায় ব্যয় করা দরকার। তারা দেখা যায় কম বেশি সময়টা স্ক্রিন এর উপর ব্যয় করতেছে। তো তাদের তাদেরকে আসলে স্ক্রিন টাইম কমানোর জন্য আপনি কি, কি ধরনের পরামর্শ বা উপদেশ দেন?
জী অবশ্যই। ,হ্যাঁ। জী অবশ্যই। স্ক্রিন এর উপর ব্যয় করতেছে, হ্যাঁ।